তো হ্যাঁ বেশ কয়েকবার হয়েছে যেমন আমি এই গত বৈশাখের কথাই যদি বলি আমি যে শাড়িটা পরে বের হয়েছিলাম আমি মেলায় গিয়ে দেখলাম যে ওই সেইম শাড়ি পরা অন্য মানুষও আছে। তো তখন খুব মজা লাগল সেটা নিয়ে তার সাথে আমি গল্প করছিলাম। একটা সুন্দর বন্ধুত্ব ঘট উঠেছিল।
বাংলাদেশে হয়। সেটা হচ্ছে আমি একবার অ্যাটেন্ড করেছিলাম। তখন একবার হচ্ছে যে আমি আ কিছু, কিছু মানুষের সাথে দেখা যায় সাক্ষাৎ হয়। যা হচ্ছে আমার পোশাকাচরের পোশাক নিয়ে আমার ক অনেক কমপ্লিমেন্ট বা হচ্ছে আমাকে অনেক মানে আমার কাপড়-চোপড় অনেক বেশি পছন্দ করে। সো দেখা যায় পরের দিকে হচ্ছে আম আমাকে তারা কিছু, কিছু তাদের সাথে আমার Facebook, আমার তাদের সাথে অনেক টাইম স্পেন্ড করা হয়। আমি তাদের সাথে কথাবার্তা বলছি। তাদের সাথে দেখা যায় যে অন্যান্য জিনিস আরো বেশি কথাবার্তা হচ্ছে। তাদের সাথে আরো বেশি কথাবার্তা হয়। আ আমি তাদেরকে বলি যে আমরা যে ভালো হয়ে যায়।
জি, জি। হু, হু। জ্বী, জ্বী। আচ্ছা। হু, হু। আচ্ছা। জি, জি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন। আ এভাবে কিন্তু বিভিন্ন ফাংশন এ বলেন, বিভিন্ন ফেস্টিভাল এ মাঝে, মাঝে কিন্তু দেখবেন যে যেই জায়গায় আড্ডা মারতে বসছি ওখানেও কিন্তু খুব সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে মানুষজনের সাথে এই পোশাক-আশাখের মাধ্যমে।
হ্যাঁ। আপনার হুম। আসলে মানে